না ভাই আপনি খুবই সু সুন্দরভাবে জিনিসটাকে সমাপ্ত টেনে দিলেন। আসলে অবশ্যই মানে এই জিনিসটার যদি সমাপ্তি টানতে হয় এর বাইরে আর টানা সম্ভব নয়। কিন্তু আমি এর পাশাপাশি ভাই, না, না ভাই এর আপনি পারবেন কেন? এটা এটা আসলেই সম্ভব নয়। কিন্তু পাশাপাশি ভাই আমি আরেকটু যদি আমার নিজের ভাবনা থেকে বলি। <breath> যে আসলে আমার যেটা মনে হয় যে আসলে আমাদের যে বিশ্বাসটা আছে। রাষ্ট্রীয় বলুন, সামাজিক বলুন, ধার্মিক বলুন, সকল বিশ্বাসের মধ্যে কিন্তু কিছু, কিছু কমনালিটিস আছে ভাই। যে মানে প্রত্যেকটা বিশ্বাসেই কিন্তু এই কথাটা আছে যে অপরের ক্ষতি না করার চেষ্টাটা করা। তারপর কাউকে ক্ষতি করে নিজে লাভবান হওয়ার চেষ্টাটা যেন আমরা না করি, সেই জিনিসটাও বলা। এ এ এই ছোট, ছোট দিক মানে যেই মানি সবদিকে যেই জিনিসগুলো কমনালিটি পাওয়া যায়, সেগুলোকেও য যদি আমরা মানি, মেনে চলি যে না, এটা এটা ভালো দিক জ্বী, জ্বী।
আমি আসলে পাচ্ছিলাম না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, ওফ কোর্স, ওফ কোর্স। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না হওয়ার চেষ্টা করা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একটু স্ট্যান্ডার্ড হিসেবে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড হিসেবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। যে এই বিষয়গুলোর ব্যাপারে যেহেতু একটা কনসেনসাস প্রতিষ্ঠিত।
জ্বী, জ্বী। সবাই সবাই যেহেতু এই জিনিসগুলোকে ভালো বলছে। তো সে অবশ্যই হয়তোবা মানে হয়তোবা সেই জিনিসটার মধ্যে ভালো কিছু থাকে। তা মানে তাই তো আসলে সবাই সেই জিনিসটাকে ভালো বলে, কমবেশি।
হু, হু, হু, হু। এক্সাক্টলি, এক্সাক্টলি। ঠিক। না আমিও আসলে আপনার সাথে একমত এই ব্যাপারে।
না আমার ক্ষেত্রে ভাই সি জ্বী, জ্বী, জ্বী, জ্বী। ভাই এ এরকমভাবে চিন্তা করলেও কিন্তু দেখা যায় যে মানে ভালো মন্দের সঠিক বিচারটা আমরা চেষ্টা করতে পারি বের করার। জ্বী।
হুম, হুম। <chuckles> চেষ্টা করতে পারি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা আমাদের আজীবন খুঁজে যেতে হবে। মানে কোন সেটেল পয়েন্ট নেই আসলে। <breath> আমার যেটা মনে হচ্ছে যে এটার আসলে কোন সেটেল পয়েন্ট নেই। প্রত্যেক প্রজন্মকে তাদের মতো করে এটাকে আসলে খুঁজে যেতে হবে আজীবন। হুম, হুম, হুম, হুম।
জ্বী, জ্বী, তা তো অবশ্যই ভাই। জ্বী, জ্বী। এটাকে এটাকে বর্ণনা করতে হবে। জ্বী, জ্বী। না, না আসলেই ভাই। এইভাবে আর এ এই কথাগুলোও কিন্তু অনেক জরুরি। যে আমি আপনি এভাবে এগুলোকে বিশ্লেষণ করার চেষ্টাটা করছি। সেই চেষ্টাটাও আমি মনে করি ভাই আমাদের সমাজে করে যাওয়া উচিত। কারণ এর মাধ্যমেই আমরা কোনটা সঠিক, কোনটা ভুল। তার একটা ধারণা পেতে পারবো আরকি আশা করা যায়। জ্বী।
হুম, হুম, হুম, হুম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। হ্যাঁ, এ হ্যাঁ, একটা মানে এটা-এটাতেই আসলে মানে সোসাইটি তে একটা ইয়া কনসেনসাস করে উঠবে। যে আসলে ভুল সঠিকের একটা বাজ-বিচার বিশ্লেষণও হতে পারে। তাই না? <chuckles> যাক অনেক ভালো লাগলো আসলে আপনার সঙ্গে এ বিষয়ে কথা বলে। <chuckles> আচ্ছা। তো হুম, হুম।
জ্বী, জ্বী। অবশ্যই, অবশ্যই। জ্বী, জ্বী। জ্বী। ধন্যবাদ ভাই। আপনার সঙ্গেও অনেক, অনেক ভালো লাগলো। আড্ডা দিতে পারলাম, মন খুলে কথা বলতে পারলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। জ্বী, জ্বী।
<chuckles> আমারও। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই প্রত্যাশা রেখে আমিও আজকে বিদায় নিচ্ছি।
জ্বী।